ঠিক, ঠিক, ঠিক। চমৎকার বলেছেন, আপনি।
হ্যাঁ, হ্যাঁ, আর, আর ব্যাপারটা হচ্ছে যে
জি।
এই যে কয়লা আমার কাছে কয়লা খনির কাছে বাড়ি তো এই যে 'বড়পুকুরের' কয়লা খনি, হ্যাঁ, হয়তো নাম শুনেছেন। আমি দেখি যে অনেক অনেক টন কয়লা পড়ে আছে। ওই পানিতে এগুলো তো ঠিক সংরক্ষণ ঠিক মত। আবার এগুলা নিয়ে দু-একবার তো ঐ যে মানে একটা কি যেন দেখল যে কয়েক লক্ষ কোটি টাকার আর কি মানে লেনদেনের কারচুপি মিলতেছে না আরকি। এখান থেকে হইছে হয়তো দশ কোটি টাকা র কয়লা জমা হয়েছে মাত্র পাঁচ কোটি আর ৳৫,০০,০০,০০০ র হিসাব নেই।
হু, হু। জি। জি। হুম, হুম, হুম। জি, জি। 'বড় পুকুরিয়া'। জি, জি, জি। হুম। ঠিক, ঠিক, ঠিক। হু, হু। হুম। হুম, হুম, হুম. ঠিক, ঠিক, ঠিক। হু, হু। হু, হু। হুম। ঠিক এইযে, যে ব্যবস্থাপনা আবার হচ্ছে হল এইযে, যে বিভিন্ন হয়তো জালিয়াতির মাধ্যমে কিন্তু এইযে এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক বলেছেন, আপনি। তো আমি কিন্তু আরেকটা পয়েন্ট আপনাকে আসলে বলতে চাই, যে দেখেন আমাদের কিন্তু ব্যক্তিগত উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আ সেটা যদি বলি দেখেন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে প্লাস্টিক, কাগজ বা কাঁচের মতো জিনিসপত্র এগুলো কিন্তু আমরা ফেলে দেই। ঠিক আছে? হ্যাঁ এবং এগুলা যে আসলে পুনর্ব্যবহার করা যায় বা এগুলা যে আসলে recycle করা যায়, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখি না। এই জিনিসগুলা যদি আমরা যদি এইভাবেই যদি প্রকৃতিতে ফেলে দেই সেটা কিন্তু একটা জি কিন্তু সমস্যা বড় রকমের সমস্যা সৃষ্টি করে। প্লাস্টিক গুলো কিন্তু প পরিবেশের সাথে মিশতে পারে না। ঠিক আছে? কাঁচগুলো কিন্তু অযথা অপচয় হয়ে যাচ্ছে। অথচ এগুলো যদি আপনি যে recycle করার যে যেই সমস্ত জায়গাগুলোতে হয় আপনি যদি সঠিক সংরক্ষণের মাধ্যমে সেই জায়গাগুলোতে যদি আসলে পাঠাতে পারেন এইগুলো কিন্তু পুনর্ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু প্রকৃতিকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আসলে ভালো রাখতে পারি। তাই না?
মিলে যদি হয়। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ, নিচে, নিচে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।